হুম। আমি ১ম এই বলব যে, আসলে তাদেরকে তো মানে যারা ওল্ডার জেনারেশন। তারা কিন্তু অত বেশি সবসময় মে শহরে বলুন, বা গ্রামে বলুন তারা কিন্তু একই রকমের, তারা অত বেশি বুঝে না। কিন্তু ইয়ং জেনারেশনের আমি বলবো যে, গ্রামে বা শহরে দুই জায়গায় কিন্তু প্রচুর স্মার্ট তাদের অ্যাক্সেস বেশি না থাকলেও, তারা কিন্তু বুঝে। তাদের কিন্তু বোঝার সেই দক্ষতাটা আছে, কারণ তারা কিন্তু মিডিয়াতেই বড় হয়েছে, বলা যাচ্ছে। যেকোনো রকমের মিডিয়ায় তাদের এক্সেস আছে। তো তাদেরকে কিন্তু যদি সচেতন করা যায়, তাদের স্কুলে যদি আয় সে তাদেরকে এই বিষয় নিয়ে শেখানো যায়, একটা যদি আলাদা কোর্স করা যায়। যেমন অ অলরেডি কিন্তু একটা সাবজেক্ট আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, বা সামাজিক পরিচিতি, সামাজিক বিজ্ঞান যেটা আমাদের সময় ছিল। তো এটার মধ্যে কিন্তু একটা চ্যাপ্টার যোগ করা যেতে পারে, মিডিরি মিডিয়া লিটারেসি নিয়ে। কারণ এখন কিন্তু Facebook বা অন্যান্য বিশেষ করে Facebook যেহেতু সবাই ব্যবহার করে Facebook এ কিন্তু প্রচুর গুজব ছড়ানো হয়, প্রচুর মিথ্যা কথা বলা হয়, শুধুমাত্র ক্লিপ বেটে জন্য। এগুলো কিন্তু খুবই একদম। হুম, একদম, আর এগুলো কিন্তু খুব সহজেই বের করা যায়। যা আসলে এগুলো যে ভুয়া কথা। আপনি হেডলাইন পড়লে বুঝতে পারবেন। কীভাবে এগুলো মানে এসব বাচ্চাদেরকে যদি শেখানো যায়, যে তারা কিভাবে এগুলো সঠিক সোর্সটা বের করতে পারবে, তারা কিন্তু তাদের বাসায় সবাইকে শিখাতে পারবে। এক এটা কিন্তু করা যেতে পারে। তো বাচ্চাদেরকে টার্গেট করলে কিন্তু দিন শেষে তাদের বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি তারা, তারা কিন্তু আসলে সেই জায়গা থেকে বেনিফিটেড হবে। তো আমার কাছে মনে হয় যে যারা আ গ্রামের শিশু বা কিশোর তাদেরকে কিন্তু এগুলো শেখানো যেতে পারে। সেটার সাথে এর সাথে এনজিও কিন্তু ঘরে, ঘরে গিয়ে অনেক কার্যকর্মী তো আছে। গ্রামে কিন্তু এনজিওরা প্রচুর অ্যাকটিভ। তারা কিন্তু এসব করতে পারে।
হুম, হুম। আচ্ছা। ওকে। হুম, হুম। আচ্ছা। উম হু। আচ্ছা। ওকে। হুম, হুম। একদমই ঠিক। মানে বিভ্রান্তিকর পরিস্থিতি চলে আসে আরকি। আচ্ছা। হুম, হু। ওকে। আচ্ছা। বুঝতে পারলাম। হুম, হু। আচ্ছা। একদমই ঠিক।